আচ্ছা, এক্ষেত্রে সত্যি বলতে হ্যাঁ, চাপ যেহেতু বললাম যে সবসময় চাপের মধ্যে থাকতেই হয়। সেক্ষেত্রে আমার একটা রুটিন ফলো করতেই হয় এবং আমি একটা জিনিস একটু ফলো করে থাকি, সেটা হল, যখন আমি অনেক বেশি চাপ অনুভব করি কোনো কাজের জন্য, এটা হতে পারে আমার অফিসিয়াল কাজ বা এটা আমার ইউনিভার্সিটি লাইফের ক্ষেত্রে অনেক যেহেতু বললাম যে, অনেক বেশি চাপ অনুভব করতাম। ইউনিভার্সিটি লাইফের কথা যদি বলি, তখন আমি যেটা করতাম যে এই যে শ্বাসব্যন্ত করতাম, এটার পাশাপাশি যেটা করতাম, যখন অনেক বেশি পড়া থাকতো স্বাভাবিকভাবে অনেক বেশি চাপ অনুভব হতো, তখন আমি যেটা করতাম যে পড়াটাকে অনেকগুলা ভাগে ভাগ করতাম। দেখা যেত যদি ৫ টা অধ্যায় হয়, তাহলে ৫ টা অধ্যায়কে ৫ টা ভাগে ভাগ করতাম। ১ টা অধ্যায় পড়বো, পরে হয়তো একটু হাঁটাহাঁটি করবো বা একটু চা খাবো বা একটু কফি খাবো বা একটু দেখা বারিন্দায় গিয়ে হয়তো ৫ মিনিট দাঁড়িয়ে থাকবো। এমন করবো তারপর আবার আরেকটা অধ্যায় পড়বো। তারপর আবার ১টা অধ্যায় পড়বো আবার এরকম একটু দেখা যায় যে, একটু রেস্ট নিবো ৫ মিনিট, ১০ মিনিটের জন্য। এভাবে করে, করে আমি ধাপে, ধাপে কাজগুলা করতাম, যাতে করে আমার চাপটা একটু কম অনুভব হতো এবং দেখা যায় আমি মনোযোগটা ভালোভাবে দিতে পারতাম তখন।
হুম। <clicks tongue> উহুম। জ্বী। উ জ্বী। হুম। ও! হ্যাঁ। আচ্ছা। হুম। হু, হু, হু। আচ্ছা। আহ! বাহ! আসলে সুন্দরভাবে বললেন যে আ ধাপে, ধাপে করলে, তখন কিন্তু আসলে দেখা যায় মানসিক চাপটা বা আ মানে যে মনোযোগটা ধরে রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে খুব চমৎকারভাবে আপনি করে থাকেন। তো আপনার কাছে কি মনে হয় যে, শারীরিক ব্যায়াম করলে আপনার তখন স্ট্রেসটা ম্যানেজমেন্ট এর ভূমিকা কি রেখে থাকে, আম এই শারীরিক ব্যায়াম?
ঠিক। আচ্ছা, এখানে সত্যি বলতে হ্যাঁ, শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে আমার অনেক বেশি একটা যেটা উপকার হয়, সেটা হল দেখা যায় যে আমি অনেক সময় অনেক বেশি চাপের মধ্যে থাকলে, তখন দেখা যায় আমি এই ঘুম আমার রাতে হয় না। মানে ঘুম আসেই না একেবারে বলতে গেলে, অনেক বেশি টেনশনের মধ্যে থাকলে, তখন আমি কোনোভাবেই ঘুমোতে পারি না। হয়তোবা দেখা যায় আমি ৩ ঘন্টা খাটে শুয়ে আছি বা ২ ঘন্টা খাটে শুয়ে আছি মানে, ফোন টিপছি না কোনো কাজই করছি না। জাস্ট শুয়ে আসছি কিন্তু কোনোভাবে ঘুমাতে পারছি না। এক্ষেত্রে আমি এটাও আমি একজনের কাছ থেকে অ্যাডভাইস পেয়েছিলাম, সে আমাকে বলেছিল যে, "তোমার যদি এমন হয় যে, অনেক বেশি চাপ থাকে এবং তুমি ঘুমাতে পা না পারো, তখন যেটা করবা, তুমি হলো একটু ঘুমের আগে একটু ব্যায়াম করবা। একটু ব্যায়াম বলতে খুবই লাইট ব্যায়াম, যেইগুলা ধরুন দেখা যায় যেগুলো ঘরে বসে করা যায়, যে ওই যে চিন আপ করা বা একটু হাঁটাহাঁটি করা বা একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক, সত্যি ফ্রি হ্যান্ড যেই ব্যায়ামগুলা আছে ওইগুলা করবা। তাহলে দেখবা যে তোমার শরীলটা একটু যখন একটু টায়ারড অনুভূত হবে, তখন দেখা যায় শুলে তোমার ওই মানসিক চাপ থাকলে, সাথে, সাথে জিনিসটা এ ঘুম এসে পড়বে এবং দেখা যায়, মানসিক চাপটা অনেক ক্ষেত্রে একটু কম হবে।" কারণ দেখা যায় যখন একটা ভালো ঘুম দিবেন বা একটা ভালো ঘুম হয়, তখন দেখা যায় স্বাভাবিকভাবে মানসিক চাপটা একটু আস্তে আস্তে, কমতে থাকে। শরীরটা যেহেতু ভালো লাগে।
হুম। জ্বী। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। <chuckles> ঘুম আসে না। আচ্ছা। হুম। জ্বী। আচ্ছা। আচ্ছা, মানে একটু ফ্রি হ্যান্ড ব্যায়াম। বুঝতে পেরেছি। জ্বী।